মনে করার কোন বিষয় নেই। এটা একেবারে একটা কি বলে? স্বতঃসিদ্ধ বা মত হ্যাঁ, ম্যান্ডেটরি। সেই ক্ষেত্রে কি জানেন? আপনার পরিবারের একজন সদস্য যে আপনার বন্ধু, আপনার পরিবারের সদস্য না, যে আপনার বন্ধু। বন্ধু তো সেই যার সাথে নির্দ্বিধায় মনের সব কথা বলা যায়। যে আপনার ভালো-মন্দ ত্রুটি-বিচ্যুতি দেখবে না, সবসময় পাশে থাকবে। এগুলো কিন্তু বইয়ের কথা নয়। এগুলো আ উপলব্ধি করার কথা, বিশ্বাস করার কথা, লালন করার কথা। তো সেইরকম কিন্তু আ তাকে যে পেশাদার হতে হবে, সেটা কোন বড় ব্যাপার না।
ম্যান্ডেটরি। <chuckles> উ জ্বী। হুঁম। হ্যাঁ। হুম। রাইট। হুম। জ্বি। রাইট, রাইট, রাইট।
কিছু মানুষ যদি বলে যে, "আরে অত ভাবছো কেন? আমি তো আছি।" এটা যে কত বড় মানসিক শক্তি দেয়। "আচ্ছা বলো তোমার সমস্যা কি?"
হ্যাঁ। রাইট। একটা আত্মবিশ্বাস সৃষ্টি করে দেয় মনের মধ্যে।
হ্যাঁ, এই যে কথা বলার ভিতরেও ধরণ আছে। আমাদের Facebook এ তো আজকাল সবার আছে। আমাদের ডিপার্টমেন্টে আছে। তো একটা কথা বলতে ইচ্ছে করছে। আমার এক বন্ধু দেখি স্টেটাস দিচ্ছে, দেখে মনে হচ্ছে ও ভালো নেই। অনেকে অনেক কিছু কমেন্ট করছে। তো আমি ফোনই দিলাম। আমার খুব কাছের। তাকে আমি ব্রাদার বলে থাকি। আমার ক্লাসমেট জি, আমারই বন্ধু, কিন্তু আমি ডাকি ব্রাদার বলে। ক্লাসমেট আমার। তো আমি বলছি কথা বলে আমি বলছি, "আচ্ছা ব্রাদার বলো তো তুমি কি সত্যিই ভালো আছো? কি হইছে তোমার?" এই যে বললাম! ও আমার সাথে ১-১.৫ ঘন্টা কথা বলল ফোনে বলল, তার প্রবলেম নিয়ে। তো এইটা শোনার মতো মানুষ সবাই থাকে না অনেক সময়। আমার আরেক বন্ধু আছে, আমার হলমেট। কানাডায় থাকে। ওর যখন, রাতদিনের তফাত বলে ও একটু হেজিটেট ফিল করে, কিন্তু তারপরেও খুব মন খারাপ হলে ফোন করে।
হ্যাঁ। জ্বী। জ্বী। মানে আপনারই ক্লোজ বন্ধু আরকি তাই তো? আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে। হুম। হ্যাঁ। ফোনে কথা বলল, না? <chuckles> করে প্রাণ খুলে কথা বলল, না? জ্বী। জ্বী। হুম, কথা বলেন আপনার সাথে। হুম। আসলে এরকম কথা বললে দেখা যায়, মানসিক প্রেশার যেরকম কমে যায়। আবার মনে করেন এই যে আপনি একটু আগে যেটা বলছিলেন যে, "আমি তো পাশে আছি।" এই ধরনের কথা যখন বলা হয়, তখন কিন্তু মানুষের মধ্যে সত্যি অনেক বড় একটা আত্মবিশ্বাস কাজ করে। তখন দেখা যায় যে, অনেক প্রবলেম থাকলেও, সেই প্রবলেম যে কীভাবে সলিউশন করতে হয়, সেটা কিন্তু নিজে, নিজেও অনেক সময় চেষ্টা করে বেরিয়ে আসে। আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই। ধরেন লজ্জার বিষয়। অনেক সময় কিন্তু হয়। যেরকম আপনার ঐ যে বন্ধুর আ মেয়ের কথা বললেন, আপনার হাসব্যান্ড এর বন্ধুর মেয়ে। হ্যাঁ, তো এরকম অনেক ধরনের মানুষ আছেন। মনে করেন উনি তো মোটামুটি আসলে আধুনিক, শিক্ষিত। আপনি কি ছোট করে একটু কাইন্ডলি বলবেন, যে গ্রামের মানুষ কিন্তু অনেক সময় দেখা যায় ধর্মীয় গোড়ামির কারণে, অ্যা বিভিন্ন ব্যাপারে লজ্জা পায়। যেমনটা ঐ যে আপনি বলছিলেন যে, দূরে কেউ আছে, ঐ যে ছোট মেয়েটাকে যখন আপনি হসপিটালে ভর্তি করলেন। মানে অনেকটা ভৌতিক ধরণের। এগুলো তো অনেকটা ধর্মীয় ব্যাপার-স্যাপার। এইজন্য কি আসলে লজ্জাটা বেশি করে? এর থেকে আসলে বেরিয়ে আসার উপায় কী?
হুম। একদমই। হু, হু, হু। হু। জ্বী, জ্বী। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম, হুম। জ্বী। একদম। হুম, হুম।